জী, জী। ছে।
হ্যাঁ, যেমনটা মোবাইল গেমের কথা বললেন, এখানে কিন্তু অনেক ধরণের সৃজনশীলতা আমরা দেখাতে পারি। একবারে যে সৃজনশীলতা নাই, তা কিন্তু না। যেমনটা আমি যদি খুব পপুলার একটা গেমের কথা বলি সেটা কিন্তু 'Minecraft' এখানে কিন্তু আমাদের দেখা যায় যে আমরা একটি জগৎ পেয়ে থাকি বা একটা ওয়ার্লড পেয়ে থাকি যেখানে আমার আমরা আমাদের মন মতো ঘর বানাতে পারি, বেড বানাতে পারি এবং দেখা যায় যে আ অনেক কিছুই বানাতে পারি। সুইমিং পুল। তো এখানে আমার মনে হয় যে নতুন, নতুন সৃজনশীলতা এখানে রয়েছে এবং কৌশলগত দিক থেকে আমরা যদি চিন্তা ভাবনা করে থাকি সেক্ষেত্রে মাঝেমধ্যে মোবাইল গেমস ও কিন্তু আমাদের কৌশলগত চিন্তাভাবনাকে অনেক উন্নয়ন করে। তাই না?
একদম, একদম। উম, জী, জী। জী, জী। একদম। একদম হ্যাঁ, এটা তো অবশ্যই করে কৌশলগত চিন্তাভাবনাকে প্রভাবিত তো করেই। এবং ওই যে কথাটি আমি বললাম যে এখানে সুযোগ বেশি রয়েছে। তবে এই সুযোগের সাথে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের মানসিক স্বাস্থ্যটাকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার একটি প্রবণতা। তবে আউটডোর গেমসগুলির ক্ষেত্রে সুযোগ কম রয়েছে। ত তবে কোন downside নেই। যা শিখবে একদম প্রপার শিখবে, সৃজনশীলতাটা বিকাশ হবে। স্বাস্থ্যগত ভা ভাবে ভালো থাকবে, মেন্টালি ভালো থাকবে। আর কোন প্যারা নেই। তো সেই ক্ষেত্রে আউটডোর গেমসটা কিন্তু সবথেকে ভালো।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, আমিও এটাই মনে করি। হুম। হ্যাঁ, আমিও এ বিষয়ে একমত। হ্যাঁ, হ্যাঁ এই যে যেমনটা বললাম যে গেম, গেম কিন্তু আমাদের অবসর সময়ে খেলা হয় বা আমাদের মানসিক বা স্বাস্থ্য আ মানসিক বা শারীরিক স্বাস্থ্যটাকে ব্যালেন্স রাখার জন্যই কিন্তু আমরা গেম খেলে থাকি। এটা কিন্তু একটা বিনোদনের মাধ্যম। তো সেক্ষেত্রে আ মোবাইল গেম থেকে আউটডোর গেমটাকেই কিন্তু আমার কাছে বেশি আকর্ষণীয় লাগে। এবং এর মাধ্যমে কিন্তু আমরা শারীরিক এবং মানসিকভাবে বেশি উপকারী হয়ে থাকি এবং সৃজনশীলতা এবং কৌশলগত দিক থেকেও আমাদের চিন্তাভাবনার উন্নয়নে সহায়ক করে। তো সেক্ষেত্রে বলতেই পারি আউটডোর গেমগুলোকে আমাদের বেশি, বেশি খেলা উচিত। এবং এই বিষয়ে আজকে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। এতদিন পরে আপনার সাথে কথা হলো এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম। তো ভালো থাকবেন। ধন্যবাদ।
জী, জী। একদম, একদম। একদম। জী, জী। ঠিক। জী।